আমি না বেশ কিছু জিনিস নিয়ে আ একটু হতাশা মানে হচ্ছে আমার মধ্যে। অনেক দুশ্চিন্তাও কাজ করতেছে। বুঝতেছি না কিভাবে আমি মনে করেন যে, এই সমস্যা থেকে উঠাতে পারবো। একটার পর একটা ব্যর্থতা বাধা আসতেছে কাজের মধ্য দিয়ে। তো বুঝতেছি না আমি এই সমস্যা থেকে কিভাবে উঠতে পারি। অনেক দুশ্চিন্তা কাজ করে রাতের বেলা ঘুমাতেও পর্যন্ত পারি না। আহ অনেক সমস্যা হচ্ছে আমার। আ আমি মনে করেন যদি এই জায়গা থেকে যদি শেষ হয়ে যাই তাহলে আমার প্রক্রিয়ার কোনো জায়গা থাকবে না। না তো কারও সাথে বিষয় শেয়ার ও করতে পারতেছি না। এমন একটা অবস্থানে আছি। তো আপনার সাথে আসলাম এই বিষয়ে একটু কথা বলতে। আপনি যদি আমাকে একটু সহযোগিতা মেন্টালি সাপোর্ট করতেন এবং ভালো কিছু যদি পরামর্শ দিতেন তাহলে আমার জন্য অনেক উপকার হয় আসলে।
হুম। আচ্ছা। হুম। জ্বি। অবশ্যই আসলে আপনি আহ একটা বিষয় নিয়ে বেশ চিন্তার মধ্যে দিয়ে যাচ্ছেন সেটা আপনার কথাতেই বোঝা যাচ্ছিল। তবে এভাবে আসলে চিন্তিত হয়ে পড়বেন না। এবং বিষয়টা যদি আমাকে বলতেন যে, কি কারণে আপনার মানি এমনটা অনুভব হচ্ছে তাহলে বুঝতে একটু সুবিধা হতো আরকি?
হুম। আসলে আমি মনে করেন যে, একটা স্টার্টআপ কোম্পানি স দিয়েছি, মনে করেন ছোট একটা বিজনেস বলতে পারেন, সেটা হচ্ছে আইটি এজেন্সি টাইপের। আ তবে দেখা যাচ্ছে যে, এখানে নানা ধরনের অ্যা মনে করেন বাঁধা-বিপত্তির মধ্যে যাচ্ছি। আ আমার অনেক ইচ্ছা এ টে এজেন্সিটিকে অনেক বড় করা, বড় কিছু নিয়ে স্বপ্ন আছে। তবে ন্যা মানে বারবার মনে করেন কোনো যদি পরিকল্পনা করি, সেখানে ব্যর্থতা শিকার হচ্ছে, বাঁধা-বিপত্তি আসতেছে। আ ভিন্নভাবে করি বা নতুন ভাবে করি ,যাই করি না কেনো, দেখা যাচ্ছে ১ মাস ২ মাস পরে, কোনো জায়গায় না একটা ব্যর্থতা অনুভব হয়ে যায় এবং ওটা ফেইল করে। তো এই জিনিসটা না মনে করেন যে, উম অ্যা কোথাও, কোথাও আত্মবিশ্বাসটাও মনে করেন যে একটু ধ্বংস করে দিচ্ছে। যেমন আপনারা যদি মনে করেন যে, দেখা যাচ্ছে যে
জ্বী। হুম। আচ্ছা। জি, জি।
আ ১ম দিকে যখন আমি স্টার্ট করেছিলাম মোটামুটি চলতেছিল। আহ ক্লায়েন্টও ঠিক ছিল অনেকটা, কিন্তু এখন ক্লায়েন্টের সংখ্যা অনেক কম। আ বুঝতেছি না, এভাবে যদি চলতে থাকে তাহলে আ কতদিন আমরা সার্ভে করতে পারবো? বা টিকে থাকতে পারবো? তো, অনেক মনে করেন যে দুশ্চিন্তা কাজ করতেছে, রাতে ঘুম পর্যন্ত আসতেছে না, এই বিষয়টা নিয়ে। উম মনে করেন আগে মনে করেন ৮জন কাজ করতো, আমাদের সাথে, আমাদের এমপ্লয়িজরা, এখন সেখানে নেমে ২জনে আসছে। তো বুঝতেছেন অনেক খারাপ একটা অবস্থা, আ এখন কি, কি করতে পারি মানে বুঝজায়ে উঠ মানে বুঝে উঠতে পারতেছি না আমি।
হ্যাঁ। উঁ জ্বী। উহুঁ। আচ্ছা। জ্বি, বুঝতে পারলাম যে আপনি আপনার এই যে startup কোম্পানি নিয়ে বেশ অনেকটা বিড়ম্বনার মধ্যে পড়েছেন এবং আসলে আপনি যেমনটা অনুভব করছেন এরকম আসলে অনুভূতি আসতেই পারে। তবে এটা নিয়ে আপনি ভেঙে পড়বেন না। হয়তো কিছুটা সমাধানের মাধ্যমে বা কিছুটা আলোচনার মাধ্যমে একটা সমাধানে আসা যেতে পারে। তো এই যে আপনার যে startup কোম্পানিটা দিলেন আ সেটার আসলে আপনার মানে মূল লক্ষ্য কি ছিল এবং আসলে কি কারণে আপনি মনে করছেন যে আপনি এটাতে ব্যর্থ হয়েছেন?
একদম। আসলে এটা মূল লক্ষ্য এ ব্যা ছিল আ যেহেতু আ আপনার মনে করেন আইটি রিলেটেড কাজ, সেখানে আপনার মূল্য লক্ষ্য হয়েছে গিয়ে আ আপনার টেক সার্ভিস প্রোভাইড করা। আ যেমন আপনারা সেখানে ডিজিটাল মার্কেটিং বলেন, সফটওয়্যার ডেভেলপমেন্ট বলেন বা এআই অটোমেশনও বলেন, মোটামুটি সমস্ত টেক সার্ভিস আমরা দিয়ে থাকি। বিশেষ করে আমাদের জোরটা হচ্ছে গিয়ে ডিজিটাল মার্কেটিং এবং ই-কমার্স ওয়েবসাইটের প্রতি, যারা মনে করেন যে বি টু বি বিজনেস গ্রো করতে চায়। তো ওই সলিউশন সমাধানটা আমরা দিতে থাকি দিয়ে থাকি, tech solution। তো আ আমাদের মনে করেন যে ফরেন ক্লায়েন্ট আগে অনেক ছিলো। কিন্তু এখন ফরেন ক্লায়েন্টের সংখ্যা কম, কিন্তু লোকাল ক্লায়েন্টের সংখ্যা একটু বেশি। কিন্তু লোকাল ক্লায়েন্টের সাথে কাজ করা অতটা অম স্বাচ্ছন্দ্য বোধ করতেছি না। কারণ অ্যা অনেক পেমেন্টের ইস্যু হয়, সমস্যা হয় তারা। মনে করেন যে টাইম মতো পেমেন্ট করে না। এটাও একটা বড় একটা headace। ঠিক আছে? আ দেখবেন যে, অ্যা লোকাল একটা ক্লায়েন্টের কাজ করেছিলাম বেশ কিছুদিন আগে। তো এই সমস্যাটা লোকাল ক্লায়েন্টদের ক্ষেত্রে প্রায় দেখা যায় যে যে তাদের অ্যা ৳১০,০০০০ টাকার একটা প্রজেক্টর কাজ করেছি
জি। আচ্ছা। হুম। আচ্ছা। হু, হু। জি।
সেটা হচ্ছে যে আমাদের সিস্টেম হচ্ছে 50% এখন অ্যাডভান্স দেও, 50% কাজের পরে। কিন্তু আমরা কাজ প্রোভাইড করার পরে আ সে তারা কিন্তু 20% দেয় ১ম এ। তো আমরা মেনে নিলাম। আ একটু প্রবলেম হচ্ছিল আগে 20% তারা প্রোভাইড করে। তো আমরা মেনে নিলাম। মেনে নেওয়ার পরে আমরা কাজ শুরু করি। শুরু করার পরে বাকি যে টাকাটা তারা সেটা ৭ মাস ৮ মাস লাগিয়ে ৮০,০০০, ১,০০,০০০, ১,৫০,০০০ এরকম করে দিয়েছে। তো এটা কিন্তু একটা বড় একটা সমস্যা। একটা মনে করেন একটা কাজের ক্ষেত্রে। একটা বিজনেস যখন করব, তখন কিন্তু এরকমভাবে পেমেন্ট করলে দেখা যাচ্ছে আমাদের বোটটা কিন্তু ঠিকভাবে হয় না। আ মনে করেন ফাইন্যান্সিয়াল যে বেলেন্স টা, ভার্সন টা কিন্তু নষ্ট হয়ে যায়। তো এরকম সমস্যা রয়েছে আবার ক্লায়েন্ট এর সংখ্যা আবার কমে গেলো। তো বুঝতেই পারতেছেন অনেক রকমের সমস্যা হচ্ছে, বাধা আসতেছে, ব্যর্থতা আসতেছে।
আচ্ছা। হুম। জি। বুঝতে পেরেছি। আসলে আ এরকম পরিস্থিতিতে নানা বাধা বিপত্তি আপনি সম্মুখীন হচ্ছেন এবং এটা দেখতেও বেশ খারাপ লাগতেছে। যে এটার জন্য আপনি আসলে আ অনেকটা মানসিকভাবেও ভেঙে পড়েছেন। তবে এভাবে আসলে ভেঙে পড়বেন না। এবং এসব পরিস্থিতিতে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে আসলে আ আপনি যেমনটা বললেন যে বিভিন্ন আপনার ক্লায়েন্ট রা আপনাকে ঠিকঠাক মতো পেমেন্ট দিচ্ছে না। তো এসব পরিস্থিতিতে আপনার দরকার হচ্ছে। এসব বিষয় নিয়ে আগে থেকে একটু খোলামেলা কমিউনিকেট করা। এবং অনেক ক্ষেত্রে যেটা হয় আরকি খোলামেলা এসব বিষয়ে আলোচনা করলে দেখা যায় যে অনেক সময় এই যে মিসআন্ডারস্ট্যান্ডিং বা এই যে আ সেটা মানি ভুল বোঝার যে বিষয়টা, সেটা কিন্তু অনেক ক্ষেত্রে দূর হয়ে যায়। এবং আসলে আপনি যেমনটা বললেন যে আপনি এটা নিয়ে একটু ঠিকঠাক মতো বা আপনার আশানুরূপ হচ্ছে না। তো এই বিষয়টা নিয়ে আপনি আপনার টিম যারা রয়েছে তাদের সাথে আলোচনা করে দেখতে পারেন এবং তাদের সাথে যে আপনার লক্ষ্যটা ম মানে মিলে কিনা সেটা নিয়ে আপনি যাচাই করে দেখতে পারেন এবং চেষ্টা করবেন যে প্রত্যেকটা কাজগুলোকে ছোট, ছোট ধাপে ভাগ করে নিতে। হয়তো, আ যে পুরো একটা অংশ কাজ যদি একেবারেই করে দেয়া লাগে। তাহলে দেখা যায় সেটার ভুল হওয়ার সম্ভাবনাও বেশি। তো আপনি চেষ্টা করবেন ছোট, ছোট টার্গেট এ রাখতে এবং ছোট, ছোট টার্গেট যখন একমপ্লিস হবে দেখবেন যে পুরো বড় একটা অংশ কাজ শেষ হয়ে যাবে। এবং যেটা করতে পারেন সেটা হচ্ছে প্রত্যেকটা কাজের একটা সময়সীমা নির্ধারণ করে দিতে পারেন, বা একটা লক্ষ্য স্থির রাখতে পারেন। এতে করে মানে কোন একটা কাজ সময়ের বাইরে চলে যাওয়া বা সময় মত না হওয়ার প্রবণতাও অনেক কমে যাবে। তো আপনার কি মনে হয় এসব পদ্ধতি আপনার ক্ষেত্রে কার্যকর হতে পারে?
জ্বি। হ্যাঁ। হ্যাঁ। জী। হুম। আচ্ছা। জ্বি। হ্যাঁ, আসলে এই পদ্ধতি কার্যকর হতে পারে। অবশ্য, আমার যে পার্টনার আছে, তারা এই বিষয়টা অবগত, কিন্তু ইমপ্লয়ীরা অবগত না। কারণ, পার্টনার হচ্ছে আমরা আরো ২ জন আছি আমার সাথে, আরো ৩ জন কাজ করে। আ অবশ্যই তারা জানে, কিন্তু ইমপ্লয়ীদেরকে জানানো হয়নি। কারণ আ এসব বিষয়ে ইমপ্লয়ীদেরকে জানানো তাদের মনে করে যে আমি মনে করি যে, আত্মবিশ্বাসটা হয়তো বা আ কোথাও কমে যাবে। আ যার কারণে দেখা যাচ্ছে যে, আ এই জিনিসটা তাদেরকে তেমন জানানো হয়নি। না, তো বেশ কিছু নিয়ে আমি মনে করেন যে, এখন দুশ্চিন্তায় আছি। আর সামনের দিকে কিভাবে কি করবো, এটা নিয়ে ভাবতেছি। সো, আপনি যদি একটু হেল্প করতেন, আ যে কিভাবে আমি আমার মনে করেন যে, সামনের দিকে একটু ক্লায়েন্ট এর সংখ্যাটা বাড়াতে পারি বা বিজনেসটা আর একটু বড়ভাবে করতে পারি, তাহলে আমার জন্য অনেক উপকার হয়ে যায় আসলে। তো, একটু হেল্প করে যদি করতেন, আমার জন্য অনেক ভালো হতো আরকি।
জ্বী। জ্বী। হুম। জ্বী। অবশ্যই। আসলে এইসব পরিস্থিতিতে আপনি যেটা করতে পারেন, আ আপনারা কিন্তু বিভিন্ন রকম অ্যাডভার্টাইজমেন্ট করতে পারেন, উম বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনারা যেই কাজকর্মগুলো করেন, সেগুলো কিন্তু তুলে ধরতে পারেন যে, আপনারা এই যে টেক্স সাপোর্ট দেন বা বিভিন্ন বিষয় আসয় নিয়ে আপনারা একটু সাভ মানে সার্ভিস প্রোভাইড করেন। এগুলা কিন্তু আপনারা তুলে ধরতে পারেন। তার পাশাপাশি আপনার বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন, বা পাড়া প্রতিবেশী যাদেরকে রয়েছে। তাদেরকে মানি এই বিষয় নিয়ে, অবগত করতে পারেন যে, তারা যেন এটা, মানে যাদের দরকার তাদেরকে যেন আ পৌঁছে দেয়, বা তারা যেন এটা এটা নিয়ে এটা একটু শেয়ার করে। এতে করে দেখা যাবে যে, কমবেশি অনেকের কাছেই পৌঁছে যাবে, আপনাদের এই যে টিমের বিষয়টা এবং যাদের আসলে এরকম আ দরকার হতে পারে বা যাদের আসলে আ এরকম কাজের একটু সাপোর্ট প্রয়োজন, তো আপনারা দেখবেন যে কমবেশি অনেকটা ক্লায়েন্ট আপনারা পেয়ে যাবেন। এবং তার পাশাপাশি চেষ্টা করবেন যে, আপনারা মানে, কাজের কোয়ালিটিটা, সেটা যেন এনশিওর করা যায়, সেটার জন্য পর্যাপ্ত পরিমাণ প্রশিক্ষণ এবং দক্ষ যারা আছে আরকি, এক্সপেরিয়েন্সড যারা রয়েছে, এরকম কিছু মানুষজন হাইয়ার করা। এতে করে দেখা যাবে যে, আপনাদের কোম্পানি বা আপনার এই যে স্টার্টআপ এর যে বিষয়টা, সেটা কিন্তু অনেকখানি গ্রো করবে। এবং সেটাই যে শুরুতে তো হয়তো, একটু কষ্ট লেগে যেতে পারে। তবে যদি ধারাবাহিকভাবে করেন, তাহলে আশা করা যায় যে, অনেকাংশেই যে আপনাদের যে সমস্যা বা আপনারা যে ঠিকঠাক মত ক্লায়েন্ট পাচ্ছেন না, এটা থেকেই কিছুটা হলেও পরিত্রাণ পাবেন। তো, আপনার কি মনে হয়, এসব পদ্ধতি কি আপনি কাজে লাগাতে পারবেন?
জ্বী। হ্যাঁ। জ্বী। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা। হুম। হ্যাঁ অবশ্যই ‌। আসলে এগুলো ভেবে দেখতে দেখা যেতে পারে এবং অবশ্যই কাজে লাগাতে উম মানে লাগানো যাবে। আ অনেক কিছু নিয়ে তো ভাবা হচ্ছে। হ্যাঁ ট্রাই করবো এটা। অনেক সুন্দর একটা পরামর্শ দিয়েছেন আমাদেরকে। আ মনে করেন যে এই যে আপনারা মনে করেন যে পরিস্থিতি, এই পরিস্থিতি যে আমরা যেরকম একটা অবস্থানে আছি। বিশেষ করে আমি। কারণ আমি সর্বোচ্চটুকু দিয়ে এটাকে আস্তে, আস্তে তৈরি করেছি। তো যদি কোনরকমভাবে যদি আ শেষ হয়ে যায়। মনে করেন আমি মনে করেন যে নিঃস্ব হয়ে যাব, এমন একটা অবস্থা। তো বুঝতে পারতেছেন আমার উপর কতটুকু দায়িত্ব এবং নির্ভরশীলতা আছে। আমি মনে করেন যে আ মনে করেন কতটুকু চাপ, মানসিক চাপও আছে এবং পরিবারের দায়িত্ব, অনেক কিছু নিয়ে মনে করেন যে ভাবতেছি বিষয়টা। আ মনে করেন এই এ একটা জিনিস নিয়ে জিনিসের কারণে দেখা যাচ্ছে যে আরো কয়েকটা জিনিস মাথার মধ্যে ভাবনা চলে এসছে, দুশ্চিন্তা চলে এসেছে। এরকম একটা পরিস্থিতি তৈরি হয়ে গেছে। তো মানে আমার জন্যও বিষয়টা অনেক কঠিন হয়ে যাচ্ছে দিন, দিন। আ উ যেকোনোভাবে। তো একটু যদি বলতেন আসলে আমি মনে করেন যে আ কিভাবে মনে করেন যে এই যে একটা business growth এর জন্য আ এই সেক্টরে আমি মনে করেন যে আরো একটু চুরির চেষ্টা করতে পারি বা আমার আত্মবিশ্বাসটা ফিরে পেতে পারি যদি একটু বলতেন।
জ্বী। হুম। জী, জী। বুঝতে পেরেছি। হুম। জি, অবশ্যই। আসলে এসব পরিস্থিতিতে আপনি যেটা করতে পারেন, সেটা হচ্ছে আপনারা যেহেতু বললেন যে বিভিন্ন ওম কাজ নিয়ে কাজ করতে চান। সেক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে কিছু পরীক্ষাভিত্তিক এ কাজ নিয়ে, আগে একটু ট্রায়াল দিতে পারেন। যে আপনারা কতটুক ক্যাপেবল বা কার দক্ষতাটা কতটুকু? এটা কিন্তু আপনারা যাচাই করে নিতে পারেন এবং তার পাশাপাশি আপনারা কিছু এই যে ট্রেনিং কোর্স চালু করতে পারেন, বা সপ্তাহের যেকোনো একটা দিন আপনারা যাদের কর্মী রয়েছে তাদেরকে কিন্তু এটা নিয়ে একটু আ আ মানে একটা দিন রাখতে পারেন। যাতে করে সবাই একটু শিখতে পারে। এগুলো যদি কম-বেশি করেন তাহলে হয়তো দেখা যাবে যে অনেক ক্ষেত্রে আপনার টিমটা ভালোভাবে গ্রো করবে। এবং চেষ্টা করবেন যে কম-বেশি যেকোনো কাজ সেটা ছোট হোক, বড় হোক সব কাজে একটু এ মানে নিয়োজিত করতে। এতে করে আপনাদের অভিজ্ঞতাটাও বাড়বে এবং আপনারা এ কাজও পাবেন। তো এসব কম-বেশি যদি করেন আশা করা যায় যে অনেক ক্ষেত্রে আপনার এইযে পু পুনরুদ্ধার করা বা ব্যর্থতা হওয়ার, হ হওয়ার পর যে পরিস্থিতি সেটা থেকে কিছুটা হলেও কেটে উঠবেন আশা করা যায়।
হুম। হ্যাঁ। হ্যাঁ, আসলে আপনি খুবই সুন্দরভাবে জিনিসটাকে আমাকে বুঝিয়ে বললেন এবং খুবই সুন্দর পরামর্শ দিলেন। আ এভাবে চেষ্টা করে দেখব। দেখা যাক আ কতটুকু উপরে উঠতে পারি? এবং মনে করেন গুছাতে হবে, এখনো অনেক কাজ বাকি। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এই বিষয়ে সময় দিলেন এবং সুন্দর, সুন্দর পরামর্শ দিলেন। আ আ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ বিকেল।
উ জি। জি, অবশ্যই। আসলে আপনাকেও অনেক, অনেক ধন্যবাদ এবং আপনার জন্য আসলে অনেক শুভকামনা। এবং আশা করা যায় যে এসব পরামর্শ বা পদ্ধতিগুলো কিছুটা হলেও আপনার এই কাজ, কাজটাকে আ অনেকটা ভালো করে দিবে। আশা করা যায়। তো ভালো থাকবেন এবং শুভ
হুম। হ্যাঁ।